তো চমৎকারভাবে তো সেভাবেই প্লান করলাম। তো আমি আর আমার হাসব্যান্ড এটা তাও সেটা অনেক বছর হয়ে গেছে, যে মানে দুজন শুধু দুজন আগের মত করে বেড়াতে যাওয়া। এটাও গিয়েছি হচ্ছে গিয়ে না হলেও কত মানে ৭-৮ বছর হয়ে গেছে। ঠিক আছে?
হুম, হুম। বাহ! মানে সর্বশেষ সেটি যাওয়া হয়েছিল প্রায় ৭-৮ বছরের আগে, যেটির কথা আপনি বলছিলেন, সেটি কি দেশের ভিতরেই ছিল? নাকি দেশের বাইরে কোন জায়গায় গন্তব্য ছিল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, অ অ অবশ্যই দেশের ভিতরেই কারণ বা শত হলেও তো মানে বাচ্চাকে একা রেখে যাবো, ওর দা দাদুর কাছে রেখে যাবো, বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছে রেখে যাবো। তো যেটা হচ্ছে গে আমি আমার সন্তানকে কিন্তু একা ঠিকই ছেড়েছি, হয় না যে আমরা দুজন কোথাও যাইনি। হ্যাঁ? যে আমরা যাইনি হয়তো কোন কারণে যেতে পারিনি। অফিস থেকে ছুটি পাইনি। তো আমি আমার সন্তানকে কিন্তু আমার অ মানে ওর দাদু আছে ওর ফুপু আছে। ওদের সাথে কিন্তু বেড়াতে পাঠিয়েছি, বেশ কয়েক জায়গায়। সেটা কক্সবাজারেও পাঠিয়েছি, আ শ্রীলঙ্কাতেও পাঠিয়েছি। আ তারপর ইন্দোনেশিয়াতেও পাঠিয়েছি
আচ্ছা বেশ, চমৎকার! হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হতে পারে। আচ্ছা বেশ। বাহ! চমৎকার! তার মানে তারা আপনাদের প্রতি কোন অভিযোগ বা অনুযোগ আনতে পারবে না। কিন্তু তাদের যে একটা খোরাক সেটা কোন না কোনভাবে আপনি অ্যাশিওর করেছিলেন। এবং আপনি যে গন্তব্যে গিয়েছিলেন সেটি কি আসলে কোন মানে যোগাযোগের মাধ্যমটা কি ছিলো? সেটা কি অনেক লম্বা সফর ছিল? নাকি ছোট্ট অ অল্প পরিসরে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদেরকে একদম। হ্যাঁ। তো এটা না, এটা বেশ দূ দূরেই ছিল মানে বান্দরবনে ছিল তো। কাজেই আমরা একটা গ্রুপে গিয়েছিলাম। মানে অ যেহেতু ঠিক করেছি যে এখন আমরা শুধু দুজনেই যাবো। তো দুজনে যাব বলতে হয় কি যে আগে জায়গাটা বেছে নিলাম। তো আমার হাসব্যান্ড এর হচ্ছে গিয়ে বান্দরবান। প্রিয় জায়গা তার ইচ্ছাই ছিল, যে হয়তো মানে বয়স শেষে একটা সময়ে এসে বা বান্দারাবনে একটা পাহাড়ে একটা জায়গা কিনবে, সেখানে একটা বাড়ি করবে ছোট্ট একটা ঘর থাকবে, আমরা দুজন বুড়ো বুড়ি বসে থাকবো, মানে এরকম একটা চিন্তাভাবনা আছে। হ্যাঁ তো, এটা
আচ্ছা বেশ। হুম, হুম, হুম। আচ্ছা বেশ। হুম, হুম। বাহ! চমৎকার। <laughs> এটা ভালো। জ্বি, অবশ্যই। <laughs> বাহ! মানে একটা স্বপ্ন দেখা আরকি সেরকম। জি, জি, জি।
একদম, একদম সেটাই একটু রিক্রিয়েট করার জন্য, যে আগে থেকেই একটু আগে থেকেই তৈরি করা নিজেদেরকে। তো সেজন্য আমরা আরকি বান্দরবনে গিয়েছিলাম। তো একটা গ্রুপের মাধ্যমে Facebook এ দেখলাম যে ছুটিও আছে সামনে, তো কিভাবে কি করা যায়। তো সন্তানকে দেখে একদম প্লান করে সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম। তো ওই গন্তব্যটা আসলে বেশ মানে আছে না, যে স্মৃতিময় ছিল যে সবকিছু মিলে সেখানে অনেক কিছুই ঘটেছে, যেটা আসলে জীবনে অনেক জার্নিতে ঘটেনি। এমন কিছু বিষয় উঠে এসেছে। তো ওইটা আসলে বেশ একটা গভীর ছাপ ফেলেছে আমার জীবনে।
জি। একটা প্ল্যানিং করলেন আরকি। জি, চমৎকার। হ্যাঁ। হুম, হুম। বুঝতে পারছি।

বাহ চমৎকার! কো সেই গন্তব্যের আসলে যখন আপনারা জার্নি টা করছিলেন, সেটা কি মানে অ্যা ট্রেন যোগে গিয়েছিলেন? নাকি বাসযোগে? নাকি আ আ উড়োজাহাজ যোগে?
হ্যাঁ, হ্যাঁ। না বাসে গিয়েছিলাম, যেহেতু ওই যে প্যাকেজে গিয়েছিলাম তো, বান্দর আ বান্দরবানে গিয়েছিলাম। তো প্যাকেজে গিয়েছি আমরা হচ্ছে দেখলাম যে কয়জন আছে। তারপরেও বলা ছিল যে অমুক দিনে যেতে হবে, পাহাড়ে ট্র্যাকিং আছে, তো এই, এই জিনিসগুলো কিনতে হবে। বেশ একটা উৎসাহ নিয়ে, হয় না যে অনেকদিন পর বের হচ্ছি, তো তেমন উৎসাহ নিয়ে বেশ চমৎকারভাবে আমরা পৌছাই। হ্যাঁ।
বাসে গিয়েছিলেন। জি, জি। হু, হু। আচ্ছা বেশ। হ্যাঁ, হ্যাঁ। না, উৎসাহ উদ্দীপনা যে ছিল এবং উৎসাহ উদ্দীপনা যে আছে সেটা আপনার উপস্থাপনেই বুঝা যাচ্ছে। কারণ আপনি ভীষণ এটাতে মনোযোগী ছিলেন। এটাও বুঝা যাচ্ছে। এই যে আ গভীরভাবে যে আপনার জীবনে আলোকপাত করেছে কিংবা আলো আপনার একটা দাগ কেটেছে যে গন্তব্য অ্যা যে আপনার যে যে এ এ যে জার্নি টা আ সেখানে বাসের ভিতরে নিশ্চয়ই এমন কোন ঘটনা ঘটেছে। কিংবা আপনি যে জায়গায় গিয়েছিলেন সেখানকার প্রকৃতি, মানুষ, আ সংস্কৃতি এই সব মিলিয়ে আপনাকে কেমন লেগেছিল? সেই অনুভূতিটা যদি একটু ছোট্ট করে বলতেন।
সেটাই, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। চমৎকার মানে, এই যে বললাম না আমার হাসব্যান্ড এর প্রিয় জায়গা বান্দরবন। আমি আমি এর আগে ১ বার গিয়েছিলাম, তখন হচ্ছে গিয়ে বাচ্চা সহ গিয়েছিলাম। এরপরে শুধু ২ জন গিয়েছি এরপরে আবার গিয়েছি তখন হচ্ছে কি আরেক বাচ্চা সহ গিয়েছি। মানে তখন আর কি আমরা ৩ জন থেকে ৪ জন হয়ে তারপরে গিয়েছি।
আচ্ছা বেশ। ও আচ্ছা। হু, হু। ও আচ্ছা, তা তখন চারজনা মানে ৪ জনের ৪ জনের আসহ সং সংসার আপনাদের। <chuckles>
হ্যাঁ তখন ৪ জনের সংসার মানে, ভাগে ভাগে বলা যায় যে ১ম এ গিয়েছি হচ্ছে গিয়ে সন্তান সহ, ১ম সন্তানসহ, তারপরে শুধু নিজেরা গিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আবার ৪ জন মানে, ২য় সন্তানসহ গিয়েছি। মানে প্রত্যেকটা ধাপে, ধাপে কিন্তু আমরা বেশ এই জায়গাটাকে আমার বেশ উপভোগ্য মনে হয় যে, হয় না যে জীবনে হ্যাঁ।
বেশ চমৎকার, চমৎকার। হু, হু। আচ্ছা। বেশ চমৎকার। ও আচ্ছা যতবারই গিয়েছেন ওই জায়গাতেই গিয়েছেন? এই যে আপনি যেমনটি বলছিলেন যে, মানে বান্দরবনে গিয়েছিলেন?

অবশ্যই বলবো। যদি মানে অবশ্যই যেন একটা গ্রুপ এ যায় হ্যাঁ, আছে না কারণ বান্দারবন পাহাড়ি এলাকা ঠিক আছে? যে নিজের উপর ভরসা করে যে, হ্যাঁ আমি পারবো, আসলে কিন্তু না। পাহাড় কিন্তু এতটা সহজ না। যেহেতু আপনি জান জান জানেন না আসলে পরের স্টেপটা কি হতে পারে? আপনাকে কি বেয়ে, বেয়ে উঠতে হচ্ছে না মানে বিশেষ করে একজন যদি ভালো গাইড না থাকে তাহলে আসলে আপনার যাওয়া উচিত না। তাহলে আপনি হারিয়ে যেতে পারেন। যতই আপনার কাছে
জি। নিশ্চয়ই হ্যাঁ। এত সহজ নয়। জি, উম কি হতে যাচ্ছে? উম হু। জি। ও আচ্ছা, আবার হারিয়ে যাওয়ারও প্রবণতা আছে। ওটা কি অনেক বড় অঞ্চল? গাছপালা বেশি ত? হুম।
হারিয়ে, হারিয়ে যাওয়ার প্রবণতা আছে। কারণ কি আপনার, আপনি যতই ট্রাক ধরে আগান না কেন? পাহাড়ি রাস্তা তো কোথাও হয়তো কাদা মাটি পড়ে গেছে যার জন্য ট্রাক কিন্তু বন্ধ হয়ে গেছে। কখনো হচ্ছে গিয়ে আপনার গাছের গুঁড়ি ধরে উঠতে হচ্ছে উপরে, সামনে কোন কিছু নেই। তারপর হচ্ছে আপনার পদ্মঝিরী গুলো আছে।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। গা ছমছম অবস্থার মত কি আসলে? নাকি একটু লোকজন লোকালো লোকালয় আছে ভয়-পয়?
না, না, না। এটা একদমই গা ছমছমে অবস্থা, যেহেতু আপনি যে কয়জন নিয়ে যাচ্ছেন তারাই আছে এবং পাহাড়ে হয় কি যে, আপনি কিন্তু অল্প জায়গাটাও কিন্তু যেহেতু ঘুরে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কম দূরত্বটাও অনেক মনে হয়ে যায়। যেমন পাহাড়ি লোককে যদি সেখানকার স্থানীয় লোককে যদি আপনি জিজ্ঞেস করেন যে, আ ওই গ্রামটা কোথায় সে যেই হিসাবটা দিবে সেই হিসাবের সাথে, আমরা যারা বাইরে থেকে এসেছি ঘুরতে, তাদের সাথে আসলে মিলবে না। তাদের যেই পদক্ষেপগুলো, মানে তাদের একেকটা ফুট স্টেপই যেই সাবলীলভাবে যাচ্ছে ,তারা উঁচু, উঁচু পাহাড় থেকে যেই সুন্দর করে বেয়ে বেয়ে নেমে যাচ্ছে একটা স্যান্ডাল পরে, ঠিক আছে, খালি একটা স্লাইড পরেই তারা নেমে যাচ্ছে। আমাদের তো মনে হচ্ছে যে, পাহাড়কে কামড়ে রাখা হ্যাঁ, হ্যাঁ, একদম। একদম, একদম। তাদের জন্য অবশ্যই এবং অবশ্যই প্রথমত দেখতে হবে যে, যদি গ্রুপ এ যাওয়া হয় সত্যিই একটা যারা আসল গ্রুপ, যে হ্যাঁ, এরা আসলেই ভালো। এদের রিভিউ দেখে অবশ্যই যাওয়া উচিত এবং প্রপার মানে যেসব পড়তে হবে যে, টর্চ লাইট নেওয়া, শুকনো খাবার নেওয়া, তারপর হচ্ছে গিয়ে মানে সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো যেই মন মানসিক সেটা ছাড়তে হবে, এবং অবশ্যই ফিট থাকতে হবে। আপনি চাইলেই ঘুরে আসতে।
ও, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা। হুম, হু। জি। বুঝতে পারছি। হুম, হু। আর যাদের আমাদের অভ্যস্ততা নেই এবং যারা হয়তো সেই ব্যাপারে উঠা নামার কোন একটা অভ্যাস নেই তাদের জন্য সেটা কঠিন হতে পারে, জি চমৎকার। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। বাহ! চমৎকার। জি, জি, জি। বুঝতে পারছি। হুম, হু। অবস্থা থাকতে হবে। মন মানসিকতা থাকতে হবে। বেশ। চমৎকার। আপনি আসলে আপনার আ অভিজ্ঞতার কথা বলছিলেন এবং নিঃসন্দেহে একটা ভালো অভিজ্ঞতার শেষ গন্তব্য আপনার যেখানে আপনার সহ আ আও যা যোদ্ধা আপনার হিসেবে ছিল আপনার ফেওন্সি। আ তো এটা খুব ভালো লাগলো যে, আপনি আপনার পছন্দের একটা জায়গায় গিয়েছিলেন। সে জায়গায় একটা বর্ণনা দিলেন চমৎকার করে। এবং সেখানে যাওয়ার আগে যে সাবধানতাগুলো সেগুলোর কথাও বললেন। এবং আপনার যে অভিজ্ঞতা মিশ্র অভিজ্ঞতা আ সেগুলোর কথাও আপনি তুলে আনলেন। আ তো আপনাদের আ আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।